হ্যাঁ। রাস্তার মাঝে দেখা যায় যে গাড়িটা আপনার সামনে ওভারটেক করবে, এরপর আপনাকে আর সাইড দিবে না গাড়িটা। আপনি যদি এটাকে হর্ন দেন, একটা সময় এটা যেয়ে আপনাকে অ্যাক্সিডেন্ট করতে বাধ্য করবে একটা জায়গায়। তো আমরা তো মানে চারপাশে তাকিয়ে দেখছি যে আমাদের আশেপাশে কোনো Volkswagen গাড়ি আসছে কিনা, বিশেষ করে হলুদ কালার। সামনে দিয়ে যাচ্ছে, পেছন দিয়ে যাচ্ছে, নানান ধরনের গাড়ি দেখছি। কিন্তু না, হলুদ Volkswagen আমরা দেখতে পেলাম না। হ্যাঁ, সেটাই। তবে অ্যা
আচ্ছা। আয়হায়! <chuckles> <chuckles> জ্বী, জ্বী। <chuckles> অনেকটা সতর্ক ছিলেন আরকি এটা নিয়ে? যাক, এই যেটা আসলে <chuckles>
এ একটা জিনিস মানে খুব একটু ভয় লেগেছিল। যদিও সেটা, সেটা প্রাকৃতিক ছিল, সেটা খুব ভয় লেগেছিল। সেটা হচ্ছে যে আ মানে একটা মাত্র সাইন দেখলাম রাস্তার পাশে যে, এইখান থেকে বন্যপ্রাণী ক্রসিং হয়। সো আ সেটা দেখার পর তারপর মানে আমরা একটু ইয়ে করেছিলাম আচ্ছা বন্যপ্রাণী ক্রসিং হয় এটাতে আর কি? রাতের বেলা ২ টা ৩ টা বাজে তখন এত রাতে তো আর বন্যপ্রাণী ক্রসিং হওয়ার কথা না। তা একটু পরেই সামনে যেয়ে দেখি যে, আ মোটামুটি কি বলব আমাদের থেকে প্রায় আ ২০০ হাত দূরে আপনার একদল হাতি পার হচ্ছে রাস্তার মাঝখান দিয়ে। সো এটা দেখে তো
খুবই সুন্দর একটা অভিজ্ঞতা বললেন আরকি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। <smacks lips> ও আচ্ছা, আচ্ছা। বাই জ্বী, জ্বী। একদমই ঠিক। আচ্ছা? মানে, ওই রাতের অবস্থায় হাতি পার হচ্ছিল দেখছিলেন, মানে একদম ওই রাতে ২ঃ০০-৩ঃ০০ বাজে।
হ্যাঁ, রাত ৩ টা ৪ টার দিকে হাতি পার হচ্ছে। এত বড়, বড় সাইজ মানে এগুলো তো আপনার জংলি হাতি, ও জংলি হাতি এত বড় সাইজের হাতি পার হচ্ছে। এটা দেখে তো মানে কিছুটা মনে হলো যে, একটা অ্যা মা মুভি আছে না আপনার 'Jumanji?' 'Jumanji' মুভির মত মনে হচ্ছে যে সামনে দিয়ে এত বন্য প্রাণী রাস্তার মাঝখান দিয়ে পার হচ্ছে। তো সেটা দেখে আবার ভয় পেয়ে গেলাম।
বাহ! <chuckles> আচ্ছা। জ্বী, জ্বী। <chuckles> আচ্ছা। জ্বী, জ্বী। মানে আপনারা এটা আশাও করেন নাই, সেটাও চলে আসছে আরকি। তো এই যে আসলে এই যে অভিজ্ঞতাটা হয়েছিল, আসলে হাতি দেখার বিশেষ মুহূর্ত এবং ওই রাস্তায় আসলে আপনারা যে এত কিছু হয়েছিল, সেটা হয়তো আপনারা কল্পনাও করেন নাই যে, আপনাদের সাথে বিষয়টা হয়ে যাবে। তো আসলে ওই জায়গায় যখন গিয়েছিলেন তখন আপনারা কি অ্যা কোনো ধরনের ধরেন এক্টিভিটিস করেছিলেন? যেমন ধরেন অনেকে তো থাকে মানে একটু যাচাই করার জন্য, মানে আপনি যেমনটা বললেন গাড়ি থেকে বের হয়ে একটু দেখে বা ওই এলাকার পরিবেশটা একটু ঘুরে ফিরে বুঝতে চায়। তো আপনারা কি এমন কিছু করেছিলেন?
হ্যাঁ, হ্যাঁ। প্লে হঠাৎ করে একটা হাতি দৌড়ে আসলে গাড়িতে। হুম। জ্বী। হু। হ্যাঁ।

আ হ্যাঁ আমার মনে আছে। ছাত্র জীবনে আমরা আ মালয়েশিয়াতে পড়াশোনা করেছি। তো গ্র্যাজুয়েশন এর সময় তখন দেখা যেত আমরা পড়াশোনার পাশাপাশি প্রায়ই আমাদের যখন একটু ছুটির দিন পেতাম। আমরা বন্ধুরা ঘুরতে যেতাম। তো সৌভাগ্যক্রমে আমার স্কুল কলেজের বন্ধু-বান্ধবই আমরা ছিলাম প্রায় ৬ জন। তো ৬ জন মিলে বা ৬ জনের থেকে ৪ থেকে ৫ জন সবসময়ই দেখা যেত যে সপ্তাহে একবার গাড়ি নিয়ে আমরা বের হতাম। তো তখন নতুন, নতুন মাত্র মালয়েশিয়াতে গিয়েছি। তো অ্যাঁ একটা জায়গার নাম শুনেছি, যে আপনার অ্যাঁ কারাক হাইওয়ে মানে অ্যাঁ এটা হচ্ছে আ একটা হাইল্যান্ডস আছে ওখানে। ক্যামেরুন হাইল্যান্ডস একটা পাহাড়। তো ঐখানে যাওয়ার পথে একটা হাইওয়ে পড়ে। শুনেছি ওই হাইওয়েটা নাকি খুব ভৌতিক। তো এটা শুনে আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা একটা অন্যরকম একটা ভ্রমণে যাবো। এবং আ দেখি মানে 'Ghostbusters' এর মত।
আচ্ছা। উ হুম। ওকে। বাহ! বেশ। ওকে। আচ্ছা। বাহ! বাহ! <chuckles> আচ্ছা মানে অন্য রকম অ অভিজ্ঞতা নিবেন আরকি।
জ্বী, জী 'Ghostbusters' এর মত কিছু করতে পারি কিনা। মানে আমরাও একটু ভূত-টুত দেখতে পারি কিনা। তো এরকম একটা অভিজ্ঞতা নিয়ে আ তখন ১ম বার জার্নি শুরু করলাম। তো যেতে, যেতে আ মাঝখানে আমাদের ১ম একটা যে আ ভয়ানক একটু স্মৃতি ভয়ানক না কি একটু গা ছমছমে একটা স্মৃতি। সেটা হচ্ছে আমরা একটা আ ইয়েতে নেমেছিলাম পেট্রোল পাম্পে নেমেছিলাম। নামার পর একটু আপনার আ ওয়াশরুম ব্যবহার করলাম বের করা করার পরে তারপর যখন আমরা আ হ্যাঁ, হ্যাঁ আপনারা আছেন যে অনেক একটু লম্বা ১ ২ ঘন্টা জার্নি করার পরে একটু থামলাম আরকি একটা জায়গায়। তো ওয়াশরুম থেকে বের করার সময় হঠাৎ আমার এক ফ্রেন্ড চিৎকার করে বের হলো ওয়াশ্রুম থেকে তো আমরা বললাম যে, "কি হয়েছে?" তো পরে বলল যে অ্যাঁ মানে "আমি মনে হয় কিছু একটা দেখেছি।" আমি বললাম, "কি দেখেছো?" এহা? মানে আমরা হাসাহাসি করছি ওকে নিয়ে। পরে বলল যে, "না মানে আমি আ ওয়াশরুমে দেখছি যে আমার সাথে একজন লোক দাঁড়ানো ছিল। সে urinal ব্যবহার করছিল আমার পাশে দাঁড়িয়েই। তো সে আমার দিকে অনেকক্ষণ অদ্ভুতভাবে তাকিয়ে ছিল। তো এরপর আমি যখন বের হচ্ছি ওয়াশরুম থেকে বের হওয়ার সময় দেখি যে ওই লোকটাই ওয়াশরুমে ঢুকছে।" তো এটা।
আচ্ছা। যাক। উ হু। আচ্ছা। বাহ! বেশ। উ হু। মানে একটু সময় কাটালেন আরকি। জী, জী। আয়হায়! হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা। বুঝতে পারলাম। আয়হায়! আচ্ছা, এটা তো আসলে একটা মানি বলতে গেলে পুরা ভৌতিক একটা অভিজ্ঞতা। তো এইটা আসলে শোনার পর আপনার কেমন মনে হয়েছিল? আপনি কি ওখানে পুরোপুরি শকড হয়ে গেছিলেন?
হ্যাঁ, হ্যাঁ।